Right, right, এবং অসুস্থতা যে, যে একজন ব্যক্তি বিশেষকে অসুস্থ করে তোলে না, সে সারা family কে অসুস্থ করে তোলে। মানসিক চাপের মুখে নিয়ে যায়। টাকা প আর অর্থনৈতিক চাপ তো আছেই। তারপরে শারীরিক সমর্থতা। তারপরে ধরেন সময়ের, বে সময়ের ব্যাপার। তার জন্য খাবার নিয়ে যাওয়া, clinic এ তাকে খাওয়ানো, তাকে কখন কি লাগছে না লাগছে তাকে attend করা। সবকিছু মিলিয়ে একটা বিশাল ব অ একটা মানি আপনার সমাজের মধ্যে, সমাজে বলছি, আপনার পারি পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। তাই না? তা এবং এবং সুস্ জি।
উ হুম। উ হুম। হু, উম হু, উম অবশ্য, অবশ্য। একটা ফ একটা স আ একটা অ্যা family যদি কোনো অ্যা জঠিল রোগ, যেটারে বলা হয় আমরা মরণব্যাধি। আল্লাহ না করুক কারো family তে একটা cancer এর রোগী আছে। হ্যাঁ? অ্যা তারপরে এ কি যে যন্ত্রণা! তারপরে ধরেন ২ টা kidney নষ্ট হয়ে গেছে, liver নষ্ট হয়ে গেছে, liver cirrhosis হয়ে গিয়েছে। এই এই এই জাতীয় যদি patient কারো family তে আল্লাহ রাখে, তো একেবারে, একেবারে মনে করেন যে ঐ family ডা শেষ।
জি, জি। জি, জি। উহ! যে কি যন্ত্রণা! Right। Right, right। হ্যাঁ, হ্যাঁ। উহ! না দিন আল্লাহপাক কাউকে, এই ধরনের মানে মৃত্যু পর্যন্ত তাকে তিলে, তিলে মিম মরতে হচ্ছে। সুস্থ লোকগুলোকে। হ্যাঁ।
হ্যাঁ, তিলে, তিলে যে অসুস্থ যে অসুস্থ সে তো মারা যাবেই। কিন্তু তার আশেপাশে হ্যাঁ, তার আশেপাশে সুস্থ লোক বনাম তার family-টাকেও সে পঙ্গু করে থুয়ে যাবে।
হবেই এবং সুস্থ লোকগুলো কিন্তু দমন করে দিয়েছে এবং মাম ব্যা আম আব টাকা পয়সার দিক থেকে কিন্তু সর্বস্বান্ত করে দিয়ে যায়। তাই না? Tension, tension, blood pressure নানারকম মানসিক চাপ তখন ইয়ে হয় আরকি। এইজন্য রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অ্যা উনি ৫ঃ০০ জ সময় থেকে, ৫ঃ০০ র সময়কে খুব মূল্যবান মনে করতে বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে অসুস্থতা হওয়ার আগে সুস্থতা।
একেবারে, একেবারে। হুম। হু, হু, হু, হু, হুম। হু, হু, হুম।

আচ্ছা, আচ্ছা, পানি বেশি খেতে হবে।
তো, হ্যাঁ খুব বেশি। তো মোটামুটি উনি ১ মাসের ডোজ দিল। তো আল্লাহর অশেষ রহমতে এই যে সুস্থ। এই যে, দেখেন কত মানে যন্ত্রণাদায়ক হইলে মানু আমি তো স্থির হয়ে দাঁড়াইতেই পারি নাই। কত যন্ত্রণাদায়ক হইলে কুরবানির দিন আমি কুরবানি দিই নাই। আমি কুরবানি দিই নাই, আমি নামাজ পড়তে যাই নাই। সরাসরি সদর হাসপাতালে চলে আসছি। তারপর, <chuckles> হ্যাঁ, তাহলে মানুষের শরীরের চিন্তা করছেন যে, এই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে
হুম, হুম। আহারে, হুম, হুম। আহারে। স্বাভাবিক। সমস্তই কিছু আবার শরীরকে কেন্দ্র করে, ঘুরপাক খাচ্ছিল। আলহামদুলিল্লাহ।
হ্যাঁ, সৃষ্টি করেছে, এই সৃষ্টির নিয়ামত, এগুলো আমরা ভূইলে যাই। আমরা আসলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি নাই। যে আমাদের যে একটা Parts বা শরীরের কোন একটা অঙ্গ, যদি ক্ষতি হয় তাহলে আমরা কি অবস্থায় থাকব?
হুম। Right. Right. হুম, হুঁ। ।একদম Balance less হয়ে যাব। Balance less.
এ হ্যাঁ Balance less এটা নিয়ে আমরা কিন্তু কখনো চিন্তাও করি নে বা করতেও চাই নে। আবার দেখেন শারীরিকভাবে যখন একটা বিপদ, আপদ আসে তখন আমরা আল্লাহকে ডা ডাকি, আল্লাহকে খুঁজি। যখন আবার সুস্থ হয়ে যাই তখন কিন্তু ভুলে যাই।
এটা করিনা। Right. হুম, হুম। রাখে Right, হ্যাঁ। তখন আল্লাহপাককে ভূলে যাই। হ্যাঁ, এটাই হয় এটাই হয়, স্বাভাবিক এরকম, ঘটা ঘটছে এবং আমাদের এটা উচিত না, আমাদের আল্লাহপাকের কাছে সবসময় কৃতজ্ঞ থাকা উচিত, ও আল্লাহপাকের কাছে সবসময় একটা সুস্থ স্বাস্থ্য, সুস্থ স্বাস্থ্যের জন্য যে, আল্লাহপাক যে কয় দিন হায়াতে রেখেছো তো রেখেছো কিন্তু আমার কিছু করার নাই। আমাকে সুস্থ দান, সুস্থ শরীর যেন আমাকে তুমি জান্নাতে উঠিয়ে নিও। অসুস্থতা দিও না, অসুস্থতা দিলে আমি তোমাকে ডাকবো কি করে? তোমায় ডাকতে তো পারবো না। তো ভাই আপনার সাথে কথা বলে খুব ভাল লাগলো, সময়টা বেশ ভালোই কাটলো। অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। আল্লাহ আপনাকে ভালো রাখুন আর সুস্থ রাখুন এটাই দোয়া।
ভুলে যাই। এট এ এটাই, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ। আল আমাকে সুস্থতা দান করো আমাকে সুস্থতা দান করো। Right, right. Right, right। এটাই, এটাই চাওয়া। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। অবশ্যই। হ্যাঁ, এবার ভালো, হ্যাঁ। আপনিও ভালো থাকেন। কথা বলে অনেক কিছু বস্তুনিষ্ঠ আলোচনা হল। তো আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, ভালো থাকেন। খোদা হাফেজ।
আলহামদুলিল্লাহ।